একদমই এবং আ ই ওই সময়টা বয়স বাড়ার সাথে, সাথে আসলে যেহেতু আমাদের দায়িত্বটাও বেড়ে যায়। এক তো আ মা-বাবার দায়িত্ব, নিজের পরিবার এবং বিভিন্ন রকমের ঝামেলা কিন্তু সংসারে সবসময় লেগেই থাকে। এই সমস্ত মিলিয়ে আসলে দেখা যায়, যে সেই ওরকম ওই আগের মত কিন্তু ওই ইচ্ছাটাও আসলে আর থাকে না। কেমন যেন চলে যায়, বয়সের সাথে, সাথে তাই না? <chuckles> তো আমি আসলে আ বেশ কিছুদিন আগে তিন্দু গিয়েছিলাম। আ থানচি তিন্দু, তো সেখানে গিয়ে উম আমি যখন গিয়েছিলাম, তখন আসলে ওভাবে খুব একটা আ প্রস্তুতি নিয়ে যাওয়া হয়নি। তো যার কারণে আমি তাদের স্থানীয় সংস্কৃতি বা খাবার নিয়ে খুব একটা জেনে যেতে পারিনি। তবে অন্য কোথাও যখন যাই, ওটা যাওয়ার পরে আগে কিন্তু আমি উম খাবারের খোঁজটি নিয়ে যাই, কারণ আমি ভীষণভাবে খাদ্যরসিক একজন মানুষ। এবং আমি যেখানেই যাই, খাবার আমার ভালো, ভালো সুস্বাদু খাবার। আসলে আমি মিস দিয়ে আসতে চাই না। আমি সবসময় Facebook এ ফুড ব্লগিং এর গ্রুপে এবং আ ওই জায়গার উম Google Maps এ কে কি রিভিউ দিচ্ছে, কোন দোকানের কোন রেস্টুরেন্টি ভালো সবার কাছ থেকে শুনে যাই। কারণ আমি চাই না, যেখানে ঘুরতে যাচ্ছি ওখানে একটি সুস্বাদু খাবারও আসলে উম আমার মুখে না যেয়ে থাকুক, আমি সবগুলোর স্বাদই আসলে নিয়ে নেই। তো আপনি কি এরকম জেনে যান, এইভাবে যে সিক খাবার, বা সংস্কৃতি আছে?
অ্যা হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর এটা থাকবেই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তারপর? হ্যাঁ, তারপর? অ্যা হ্যাঁ। বুঝতে পারছি। এহ <chuckles> এটা অনেক ইন্টারেস্টিং, হ্যাঁ। <chuckles> এটা অনেক ভালো। হু, হু। অ্যা হ্যাঁ, বুঝতে পারছি। না, এটা অনেক ভালো। হ্যাঁইট না, আমি এহ আমি মোটামুটি যেখানে গেছি সবকিছু আ ওই জায়গাটার আ সংস্কৃতি বা খাবার নিয়ে আগেই আ আরকি জানছি। ঠিক আছে? তারপর আমার অ্যা হ্যাঁ, আমার একটা চিন্তাভাবনা থাকে, আমি যদি কোন জায়গায় যাই, ঠিক আছে? বিশেষ করে দেশের বাইরে। তখন আমি চিন্তা-ভাবনা করি, অ্যা মনে করেন যে আমি নেপালে গেলাম। ঠিক আছে? মানে আমি চিন্তা করি, নেপালের খাবার যদি আমি না খাইতে পারি। সেক্ষেত্রে alternative আমি international খাবারে যাবো। যেমন হচ্ছে KFC আছে। ঠিক আছে?
জ্বি। হু, হু। আচ্ছা, আচ্ছা। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। জ্বী। একদম, একদম।
আ বিশেষে হ্যাঁ, বিশেষ করে বাইরের দেশের খাবার আ আমরা আমাদের বাঙালি খা যে খাবার ঠিক আছে, অন্যান্য খাবারের সাথে কখনোই compare করা যাবে না।
হু। <chuckles> অ্যা হ্যাঁ, জ্বি। হ্যাঁ, একদম, একদম খুব ভালো বলেছেন। কারণ আমি বেশ কিছুদিন আগে নেপাল থেকে বেরিয়ে এসেছি এবং উম আ সেইখানের খাবার ওই যে আ তান্দুরি চিকেন দেখে আমার ভীষণ ভালো লেগেছিল এবং নিয়ে আমি দেখলাম না আছে লবণ না আছে ঝাল। হ্যাঁ, তো আসল
অ্যা হ্যাঁ। <chuckles> অ হ্যাঁ, হ্যাঁ। আমাদের বাঙালি অ্যা বাঙালি খাবারের সাথে কোন দেশের খাবারই compare করতে পারবে না, কেউই। ঠিক আছে? এবং বাইরের দেশের মানুষরাও যদি আমাদের দেশে আসে, তারপরেও কিন্তু আমাদের সংস্কৃতি plus খাবারটারে মনে করেন যে পছন্দ করে।
একদম। জ্বি, জ্বি।